২ ধরনের একটা আসলে entertainment source হ্যাঁ। আপনি যখন হয়তো আমরা আ থিয়েটারটা কিংবা সিনেমাটা আসলে এই যে কোনো একটা এরকম থিয়েটার গিয়ে দেখা পছন্দ করি। কারণ হচ্ছে কি, যে তখন কিন্তু সবাই মিলে আসলে একসাথে একটা জিনিস এনজয় করা যায়। হ্যাঁ? যে আপনি হয়তো বন্ধুদের সাথে গেলেন, একটা আপনার outing হয়ে গেল, বাইরে গিয়ে খাওয়া-দাওয়া হয়ে গেল। হ্যাঁ, বন্ধুদের সাথে একটু ভালো সময় কাটানো হয়ে গেল। তো এটা কিন্তু মানে এই যে আপনার আসলে একটা আসলে বিনোদনের জন্য কিন্তু ভালো একটা সুযোগ, এরকম বাইরে গিয়ে কোনো একটা সিনেমা দেখা। আর ঘরে বসে যখন আপনি এরকম Netflix এ দেখছেন, তখন কিন্তু আপনি আসলে আপনার মানে comfort zone এর মধ্যে বসে থেকে সবকিছু করতে পারছেন। যে আপনার আসলে বাইিরে গেলে যেমন হয়তোবা জামাকাপড় একটু ঐরকমভাবে পরতে হবে, রেডি হতে হবে। তারপর ওই জায়গায় গিয়ে একটু মানে হয়তোবা ওই আরামটা আপনি পাবেন না, যেটা আপনি ঘরে হয়তোবা আপনার খাটের মধ্যে চাদরের মতো নিজেকে বিছিয়ে দিয়ে এরকম আসলে দেখতে পারবেন। হ্যাঁ, যে রকম পায়জামা পরেও কিন্তু আপনি আসলে খাটে আপনার হাতের মধ্যে মোবাইলটা নিয়ে আপনি দেখছেন। যে টিভির মধ্যেও আসলে দেখতে হচ্ছে না, হাতে মোবাইল থাকলে মোবাইলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এটা করে এখন। তো ওই যে একটা comfortness কিন্তু থাকে। আর অবশ্যই যে আপনি সিনেমা হলে গেলে তখন দেখা যায় যে আসলে content কিন্তু এত বেশি হয়তো বা আপনি পাবেন না। হ্যাঁ, যে content আসলে অপশন খুব কম থাকে, এত বেশি থাকে না। কিন্তু Netflix এ যখন দেখবেন, তখন কিন্তু এই জায়গায় আসলে অনেক অপশন থাকে আপনার দেখার মতো অনেক কিছুই থাকে। তো ২ টা আসলে ২ ধরনের মানে মাধ্যম আমি বলবো আরকি। হ্যাঁ।
উহু। রাইট। উহু। রাইট। হুম। উম খুব সহজেই পেয়ে যাবেন, উম রাইট। রাইট। হু। রাইট। হুম। উম অনেক অপশন থাকবে রাইট। সুবিধা দেয়, নিজেদের থেকে আরকি সুবিধা দেয়। না আসলেই এটা একটা অ আরেকটা খুব ভালো উপায় বা ভালো মাধ্যম। কিন্তু আ যেটা হচ্ছে হয় যে আগে কিন্তু সিডি, ডিভিডি বা বিভিন্ন মাধ্যম ছিল, যার মাধ্যমে Netflix এ যে সুবিধাটা, ওটা বাড়িতেই পাওয়া যেত। কিন্তু বর্তমানে সব digitalized হওয়ার পর থেকে ওই যে, যে আপনার মুভিটা, ওটা আপনি আ যদি streaming platform থেকে সরিয়ে দেয়, তাহলে কিন্তু ওটা access আপনি পাচ্ছেন না। বা ২য় বার দেখার সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন না। তো এটা কি আপনার কাছে কোনো রকম সমস্যা মনে হয় না?
জি। হুম। উম জি।